আমি না একটা বিষয় নিয়ে প্রচন্ড ভাবে ভাবছি। আ কি করা যেতে পারে বা কিভাবে কি করবো? সেটা কোনোভাবেই হিসাব মিলাতে পারছি না। আবার কখনো, কখনো মনে হচ্ছে যে, আমার মনে হয় এই ভাবনাটা বা এই অতিরিক্ত চিন্তাটা, মনে হয় আমাকে আ দুর্বল করে দিচ্ছে। আমার হয়তো বা লাইফ টাকে আরো বেশি বিষিয়ে তুলছে। তো সব মিলিয়ে আমি খুব এলোমেলো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি।
আচ্ছা। হুম, হুম। আসলে আপনার কথা শুনে কিন্তু মনে হচ্ছে, আপনি আ প্রচন্ড কষ্টকর একটা সময় আসলে পার করছেন। যেখানে আপনি আপনার মনঃক্ষুণ্ণতা, হতাশা কিংবা আপনে যে কষ্টগুলো, সেগুলো কিন্তু আপনার কথায় স্পষ্টভাবেই আসলে ফুটে উঠছে। আ আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে, আপনি যে অনুভূতিগুলো হচ্ছে এটি কেন হচ্ছে, এটার পিছনে যে কারণ সেটি কি কখনো খতিয়ে দেখেছেন? কিংবা আপনি কি আসলে বুঝতে পারছেন, কেন হচ্ছে এই ধরনের অনুভূতিগুলো?
আ অবশ্যই, অবশ্যই। আপনি সঠিকভাবেই ধরে ফেলেছেন। যে আমার আসলে, প্রচন্ড রকম এখন একটা মানসিক চাপ যাচ্ছে, বা আমি আসলে কষ্টের মধ্যে যাচ্ছি। আসলে কষ্টের থেকেও সবচেয়ে বড় যে বিষয়টা, যে আমি আ যে সমস্যাটা ফেস করছি, সেটা হলো আমি আমার নিজের উপরেই স্যাটিসফ্যাকশন আ আনতে পারছি না। মূলত যে প্রবলেমটা হচ্ছে ইদানিং, যে আমি যখন কোন একটা কাজ শেষ করছি, তখন আ সেই কাজটা শেষ করার পরেও, পুরোপুরি আসলে সন্তুষ্ট হতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে, যে আমি মনে হয় আরো একটু ভালোভাবে করতে পারতাম। আবার কখনো, কখনো মনে হচ্ছে যে, "আচ্ছা আমি ওই ব্যাপারটা তো এভাবে না সলভ করে, অন্যভাবেও সলভ করা যেত।" তারপরে আবার কখনো, কখনো মনে হচ্ছে, "যে আচ্ছা আমি যে কাজটা শেষ করলাম, আমি যাকে কাজটা ডেলিভারি দিয়েছি, সে কি আসলেই হ্যাপি?" কিন্তু এই, এই যে এই চিন্তাগুলি, এই চিন্তা গুলি যখন করছি, তখন কিন্তু আমার মধ্যে একটা ডিস-স্যাটিসফ্যাকশন চলে আসছে। আমা আমার নিজের মধ্যেই একটা, এমন একটা জিনিস কাজ করছে, যে আসলেই আমি কি ভালো কাজ করিনি? তো এইযে, এইযে পাজলনেস বা এইযে এলোমেলো ব্যাপারগুলো, এই চিন্তাগুলো আমাকে খুব কুরে, কুরে খাচ্ছে। এবং আমাকে, আ দৈনন্দিন জীবনের যে একটা আনন্দ, সেইটা আসলে আমি হারায় ফেলছি।
আচ্ছা। হু, হুম। জি। আচ্ছা। আ আসলে এটি কিন্তু খুবই দুঃখজনক একটি ব্যাপার। যে আপনি আপনার অ্যা আসলে এই ধরনের অনুভূতির কারণে দৈনন্দিন জীবনের যে আনন্দ, আপনার শখ কিংবা এইযে ভালো লাগার যে ব্যাপারগুলো, সেইগুলোকেও আসলে আপনি আ হারিয়ে ফেলছেন। কিন্তু আসলে হতাশ হবে না। দেখুন এইযে এই ধরনের যে আ সন্তুষ্ট না হওয়া বা নিজেকে চাপ দেওয়া, এগুলো আসলে আপনি বিরত থাকতে পারেন। কারণ আ আসলে আপনি যে কাজগুলো করছেন, সেটি যদি সমস্যা হতো তখন কিন্তু আপনি মানুষের থেকে সেই feedback গুলো পেতে পারতেন। তো আ এইযে আপনি যে বলছিলেন আপনি এই ধরনের অনুভূতিগুলো হচ্ছে। আর সেই যেই ত্রুটি সেইগুলো কি মানে আপনি কিভাবে খুঁজে পাচ্ছেন? কিংবা কেন মনে হচ্ছে যে আপনার মধ্যে এই যে ত্রুটিগুলো আসলে আ রয়ে যাচ্ছে?
হু, হু। আসলে এইটা যদি বলি যে এইটা আসলে এইজন্য হচ্ছে আমার মধ্যে। আমি অনেক আগে থেকেই ছোটবেলা থেকেই খুব গুছিয়ে কাজ করি। এবং আমি সবকিছু খুব পারফেক্টলি পারফেকশন আ ভাবে সেটাকে আ শেষ করার চেষ্টা করি। তো যেহেতু এই অভ্যাসটা আমা আমার বাবা আমাকে সবসময় বলতেন যে "তুমি মা যা করবা তখন সেইটাকে ভালোবাসবে, সেইটাকে ধারণ করবে, তবেই তুমি যা করতে চাও সেইটা তুমি achieve করতে পারবে।" তো সো সেই বাবার আ উপদেশ আ শুনে আমি উম আমার ব্যক্তিগত জীবনেও আমি তাই করেছি। আমার আ অফিসিয়াল কাজেও আমি সেটাই ফলো করি। তো এই ফলোটা করার ফলে যেটা হয় যে অনেক বেশি খুঁতখুঁতে মনা থাকি আমি অলয়েজ। তো কোনো একটা কাজ শেষ করার পরে, আমি তখন মানে আরো পারফেক্ট, আরো পারফেক্ট। এই পারফেকশনের পিছনে ছুটতে ছুটতে আমি দেখা যায় যে হ্যাঁ, কাজ হয়তোবা শেষ হয়েছে। তারপরেও আমার কাছে আ যে জিনিসটা উম আমার কানের ভিতরে মনে হয় একটা মানে সাউন্ড রেকর্ডার কিছু একটা বাজতেছে। যে "ওকে, ওকে আরও একটু ভালো করা যেতে পারতো, আরো একটু ভালো করা যেতে পারতো।" এই যে একটা মানে ত্রুটি খোঁজার যে একটা মানে ব্যাপার, এটাই আসলে আমার মধ্যে কাজ করছে। এবং যেইটা আমাকে খুবই এখন মনে হচ্ছে যে আসলে এইটা আসলে একটা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আচ্ছা। হুম। জি। আচ্ছা। হুম, হুম। বুঝতে পারছি। তো আ আমি যদি একটু জানতে চাই, এইযে আপনি আসলে বলছিলেন, এইযে সমস্যাগুলোর কথা। এটি কি কোনভাবে আপনার যে দৈনন্দিন জীবন আছে, সেখানে কি প্রভাব ফেলছে? যেরকম আপনার ঘুম, খাবার-দাবার কিংবা, আপনার কর্মক্ষেত্র আছে, পারিবারিক সম্পর্কগুলো আছে। এখানে কি কোন ধরনের আসলে সমস্যা করছে?
আম হ্যাঁ। বা প্রত্যক্ষভাবে সব মানে প্রভাব না ফেললেও, পরোক্ষভাবে প্রভাব ফেলছে। এইটা যদি আমি বলি যে, আমার আসলে ম আ যেরকম আমার আ মন খারাপ থাকছে। তো এখন মন খারাপের কারণ হয়তোবা সবসময় যে এটা থাকে, তা না। আরো হয়তোবা অনেক কারণ থাকে। কিন্তু, দেখা যাচ্ছে যে মন খারাপের মানে আমি যখন চিন্তা করছি, তে আমি তখন আ একটা গভীরভাবে, আমি ওই দিকেই মনোনিবেশ করে রেখেছি। আমার যে, আ দৈনন্দিন জীবনের যে অন্যান্য কাজ, আমি হয়তোবা রাস্তা দিয়ে হাঁটছি। তো রাস্তা দিয়ে হাঁটার সময় তো আমি সচেতনভাবে হাঁটার চেষ্টা করছি। কিন্তু আমার অবচেতন মন কিন্তু ঐটা নিয়ে পড়ে আছে। যে ওকে আমি একটা কাজ করেছিলাম গত ২ দিন আগে, একটা project শেষ করেছিলাম, সেটা কি আরো একটু ভালো হতে পারতো কিনা? এইযে মানে তখন মানে ওই সময়টা যাওয়ার পরে, আমি যখন হেঁটে, আ আমার destination এ চলে এসেছি বা, আম কোন কিছু করেছি, তখন আমার কাছে মনে হয় যে, আচ্ছা, আমি যে অন্যমনস্ক হয়েছিলাম, আমি যে আও তখন যেটা চিন্তা করছিলাম, আমার যদি তখন কোনো একটা বি বি মানে বিপদ হতো মানে হয়? বা, আমি যে অবচেতন মনে তো অনেক কিছুই হতে পারে। তো এই এটাও আবার আমাকে তখন আঘ আঘাত করছে যে, "আমি কেন এত অতিরিক্ত চিন্তা করছি, কেন আমি এত বেশি আসলে এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি?"
হুম, হুম। যেরকম? আচ্ছা। জ্বি, অবশ্যই। জি। আসলে দেখুন, আপনি যখন এরকম অতিরিক্ত চিন্তা করছেন বা, উদ্বেগের মধ্যে আছেন, তখন কিন্তু আপনি চাইলে নিজেকে আ আসলে শান্ত করার জন্য ছোট, ছোট আসলে আ পদক্ষেপগুলো নিতে পারেন। যেরকম যখন হঠাৎ করে এরকম হচ্ছে আপনার সাথে, তখন কিন্তু আপনি চাইলে আ আসলে কিছুক্ষণের জন্য একটু break নিতে পারেন কিংবা, এ আসলে যে পরিস্থিতিতে আছেন। সেখান থেকে আপনি শ্বাসপ্রশ্বাসের আসলে ব্যায়াম করতে পারেন। আ যেরকম হচ্ছে যখন উদ্বেগটা হচ্ছে তখন আপনি আ ৩০ সেকেন্ডের জন্য শ্বাসটা নিয়ে শ্বাসটা বন্ধ করে রাখলেন। ৩০ সেকেন্ড পরে হচ্ছে শ্বাসটাকে আস্তে, আস্তে ধীরে, ধীরে আপনি আসলে ছাড়লেন। এভাবে ৫ থেকে ৬ বার কিন্তু একেকটা set এ করে করতে পারেন। এতে যেটি হবে যে আপনি হঠাৎ এ that time এ আসলে উত্তেজনা আছে বা, আপনি যে অনুভূতিটা আসলে আপনাকে trigger করছে এটি কিছুটা শিথিল হবে এবং আপনি পরবর্তী সময়ে আসলে সা ঠান্ডা মাথায় কিছু একটা চিন্তা করার একটা সময় পাবেন। আর এটি আরেকটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে গিয়ে আ আপনি আ আসলে আপনার আ বিভিন্ন ক্ষেত্রতে মানুষের সাথে আসলে আপনার অনুভূতিগুলো শেয়ার করা। আ অনেক সময় কিন্তু এরকম হয় যে, যখন আসলে control করা না যায়, তখন অনেকেই কিন্তু পেশাগত আ পেশাদার যারা সাহায্য করে থাকে professional ডক্টর কিংবা, আসলে counsellor therapist তাদের কাছেও কিন্তু অনেক সময় সাহায্যটা নিয়ে যেতে পারে। তো এইভাবে কখনো কি চিন্তা ভাবনা করে দেখেছেন কিংবা, এই exercise এগুলো কি try করা হয়েছে?
ওকে। আচ্ছা। আচ্ছা। আ না। এভাবে আসলে কখনোই করা হয়নি এবং সবচেয়ে ভালো লাগছে যে, আপনি এমন একটা উপদেশ দিয়েছেন, যেটা আমার মাথাতেই আসেনি। যে এই যে, পেশাগত যারা, এই counselling গুলো করেন, বা যারা পরামর্শ দেন, বা আম এই আ Medical Perspective এও যে, একটা নিজের উপরে control নিয়ে আসার যে বিষয়টা, এটা আসলে আমি আসলে আপনার সাথে কথা বলার আগ পর্যন্ত, আমি আ এটা চিন্তাই করিনি। এবং আমার মাথাতে কখনো আসেনি, যে এভাবেও জিনিসটা solve করা যেতে পারে। তো দেখা যাচ্ছে যে, আম আমি অবশ্যই, অবশ্যই আ খুব শীঘ্রই এটার একটা পদক্ষেপ নিব। যে যেন আমি এরকম Professional Certified আ কারো কাছ থেকে, আমার এই এই চিন্তার যে ব্যাপারটা, এটা একটু শেয়ার করে, আলাপ-আলোচনা করা। এর তার থেকেও আমার কাছে আরো একটা জিনিস ভালো লাগছে, যে আপনি আমাকে যে এই যে, আ ব্রেক নেওয়ার বিষয়গুলো বললেন, আমাকে একটু ছোট, ছোট এক্সারসাইজ এর কথাগুলি বললেন। যেটা আসলে আমি মনে করছি, এখনই মনে করছি, আপনি যখন বলছিলেন, তখনই আমার আমি চোখ বন্ধ করে চিন্তা করছিলাম, যে আসলেই তো, আমি তো একটু ব্রেক নিয়েও, মনটাকে divert করতে পারতাম। বা আমি আসলে আ ইয়া করে ফেলতে পারতাম না। আমার আ ওকে, ঠিক আছে, এখন এত বেশি চিন্তা করা যাবে না। তো অবশ্যই, অবশ্যই আপনি যেভাবে দিক নির্দেশনা দিলেন, এটা আমাকে অবশ্যই খুব বেশি হেল্প করবে। মনে করছি যে, এটা আমার life saving হিসেবেও কাজ করবে।
আচ্ছা। জি। জি, একদম। জ্বি, দেখুন এইক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস হতে পারে যে, আ আপনি যে feedback গুলো আসলে মানুষের কাছ থেকে পাত আপনি যখন একটা কাজ শেষ করছেন, তখন কিন্তু অবশ্যই আপনার Superior যে আছে কিংবা অন্যান্য মানুষ যারা আছে, যারা দেখছে কাজগুলো, তারা কিন্তু আপনাকে একটা feedback দিচ্ছে। এখন আপনার যদি কাজটা যদি ভালো না হতো, তারা কিন্তু আপনাকে সেটির থেকে ত্রুটি, ভুল, ত্রুটি কিংবা আসলে আ কোথায় সমস্যা হচ্ছে, সেগুলো কিন্তু আপনাকে জানাতো। এখন আপনি যদি দেখেন যে হ্যাঁ, তারা এই জিনিসগুলো আপনাকে বলছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার কাজে আসলে ত্রুটি ছিল। যখন দেখতে পারবেন যে আসলে সবাই আপনার জিনিসটাকে Appreciate করছে, ভালো হয়েছে, তখন কিন্তু আপনি নিজেকে, নিজে একটু ট্রিট দিতে পারেন যে হ্যাঁ, আমি আসলে ভালো কাজ করেছি। সবসময় নিজেকে আসলে দোষারোপ করা কিংবা Criticize না করে, আপনি কিন্তু ছোট, ছোট যে moment গুলো আছে, আপনার achievement আছে কিংবা আ আসলে মানুষ যখন আপনাকে বলছে যে, আপনি আসলেই ভালো কাজ করছেন, তখন কিন্তু নিজেকে, নিজে appreciate করতে পারেন। ছোটখাটো ট্রিট দেওয়া, যেরকম আসলে চাইলে পছন্দের যেকোনো একটা গান শুনতে পারেন। নিজের জন্য একটু আসলে দিন থেকে ১৫ মিনিট বের করে, নিজের পছন্দের কাজটা করতে পারছেন। সেটিই হতে পারে আপনার শখ।
হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। জি, জি।
কিছু একটা নিজেকে খাবারটা ট্রিট দেওয়া কিংবা নিজের একটা পছন্দের কিছু নিজেকে আসলে আপনি চাইলে কিন্তু কিনে দিতে পারেন। এতে যেটি হবে, যে আপনার যে সেলফ মোটিভেশন আছে, এটি কিন্তু বেড়ে যাবে। আবার আপনার মধ্যে যে এইযে এক ধরনের আ নিজেকে নিজে কষ্ট দেওয়া আসলে নিজেকে নিজেকে কঠিন একটা কাঠগড়ায় দাঁড়া করানো। এই জিনিসটির থেকেও কিন্তু আপনি পরিত্রাণ পাবেন। উম যদিও এই জিনিসগুলো কিন্তু আস্তে, আস্তে ছোট, ছোট স্টেপ এ আপনাকে করতে হবে।
অবশ্যই, অবশ্যই এবং আপনি আ চমৎকারভাবে এই ব্যাপারটি আমাকে একটু ধরিয়ে দিলেন। যে এইযে আ নিজেকে একটু প্রেইস করা, নিজেকে একটু আম ছোট, ছোট উইনার উইনিং সিচুয়েশন গুলোকে একটু সেলিব্রেট করা। আমি তো মানে উম ১ম এর দিকে যেভাবে ভেঙে পড়েছিলাম যে, "আসলে আমি জীবনের অর্থ জীবনের মানে আ জীবনের যে আনন্দ ব্যাপারগুলো সেগুলো হয়তোবা হারিয়ে ফেলছি।" তো এখন নিশ্চয়ই আমি এই পদ্ধতিগুলো এই আ ছোট, ছোট রুটিন গুলোকে যদি আমি মেইনটেইন করতে পারি তাহলে নিশ্চয়ই আমি আমার এই দুশ্চিন্তা থেকে বেরোতে পারবো। এর পাশাপাশি আমি আ চমৎকারভাবে যে এই বেইম অ্যা ব্যায়াম এবং আ নিজের মনকে একটু ডাইভার্ট করার জন্য যে অন্য একটু কাজের সাথে একটু এলাইন হয়ে নিজেকে রাখা, আ দুশ্চিন্তা একটু কম করা, সেটাও নিশ্চয়ই করব এবং আপনার আ যে পরামর্শগুলো আমি সেগুলো অক্ষরে, অক্ষরে পালন করবো। কারণ এগুলো আমার খুবই ভালো লেগেছে এবং আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ যে আমাকে আসলে একটা আলোর পথ আপনি দেখাচ্ছেন।
হুম, হুম। জি। জি। এ জি আসলে আপনার জন্য না অনেক শুভকামনা। দেখুন আপনি একবারেই তো আসলে পরিবর্তন ডা আনতে পারবেন না। এ ছোট, ছোট পরিবর্তন যদি আনেন, ছোট, ছোট বেবি স্টেপস গুলো নেন, তখন কিন্তু এইগুলা আপনার জন্য খুবই উপকারী হতে পারে। আ আমি আশা রাখবো যে আমি আসলে যে সাজেশন গুলো দিয়েছি সেগুলো যাতে আপনার কাজে লাগে আপনি একটু ভালো থাকতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভো রাত